আচ্ছা, আমার বেশ কিছুদিন ধরে আসলে একটা জিনিস সমস্যা হচ্ছে। আমি এ বেশ কিছু আসলে প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। সেটা হচ্ছে অফিসের কিছু প্রজেক্ট ছিল। তারপরে একটা রিসার্চ প্রজেক্ট ছিল। কিন্তু কোনভাবেই আসলে কনসেনট্রেশন ধরে রাখতে পারছি না। যখন ধরেন একটু কাজ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে একটু পরেই মনে হচ্ছে, যেন আর ভালো লাগছে না। এ ক্লান্তি লেগে যাচ্ছে অটোমেটিক মনে হয় যেন ঘুম পাচ্ছে, বা খুবই অসহ্য লাগছে
উম
তখন মনে হয়, যে ঠিক আছে, কাজ ছেড়ে একটু বাইরে চলে যাই। উ বাইরে চলে গিয়ে ধরেন আবার যখন ফিরে আসি, বাইরে গেলে ভালো লাগে। কিন্তু যখনই আবার মনে করেন যে কাজ করতে, করতে টায়ার্ড হয়ে যাই, আর ভালো লাগে না। তখন মনে হয় যে থামব। তো আমার এই যে প্রজেক্ট গুলো, এই প্রজেক্ট গুলো আবার খুবই গুরুত্বপূর্ণ। আমার আবার মনে করেন যে দ্রুতই এগুলো শেষ করা
আচ্ছা।
এখন যে আসলে কিভাবে কি করবো, কিভাবে যে আসলে আমার এই প্রজেক্ট গুলো দ্রুত আসলে কমপ্লিট করতে পারব। কারণ এখানে সামান্য ভুল হলেই আসলে বিরাট একটা প্রবলেম হয়ে যাবে আবার। একদিকে যেমন জবের প্রবলেম হবে, আবার ওইদিকে ধরেন যাদের জন্য প্রজেক্ট করছি, তারাও হয়তোবা এর এ ভালো সুবিধা গ্রহণ করতে পারবে না। তো সব মিলিয়ে আসলে না একদম বিদি খিস্তি একটা অবস্থা। আমি নিজেও আসলে মনোযোগ দিতে পারছি না, আবার কাজটাও ভাল মত করতে পারছি না। তো এই ব্যাপারে কি আমাকে কোন সাজেশন দিতে পারবেন?
উম অবশ্যই। আসলে আপনি যেই জিনিসটা দিয়ে গো থ্রু করছেন, যে যখন অনেক সময় অনেকগুলো বড়, বড় প্রজেক্ট থাকে, তখন কিন্তু আসলে একসাথে মেইনটেইন করা, বা একটানা কাজ করলে নতুন কিছু ভাবা, এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক সময় সমস্যা করে ফেলে। এটা কিন্তু আসলে খুবই আন্ডারস্ট্যান্ডেবল আর খুবই স্বাভাবিক যে ক্লান্তি এসে পড়ে। বিশেষ করে, দীর্ঘ প্রজেক্ট এর ক্ষেত্রে। তো আপনার যে প্রজেক্টটা, আ সেই যে প্রজেক্টটা কতদিন ধরে আসলে চলছে? আর অ মানে এটা কি আপনি মিড পর্যায়ে আছেন? নাকি শেষের দিকে আছেন?
জি। হ্যাঁ। রাইট। আসলে এ প্রজেক্ট টা কিন্তু আমার ধরেন, আ মিড পর্যায়ের থেকে একটু বেশি পর্যায়ে আছি। মানে ১ম, ১ম না? বেশ ভালোই উদ্যমের সাথে আসলে কাজ হত। কিন্তু এখন দেখা যায় যে, আর ভালো লাগে না। আমার, আমার মনে করেন একটা বেশ ভালো সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে, আমি যেকোনো জিনিস যদি দেখি, যে আসলে আমার ভালো লাগছে না, তখন আবার সেই জিনিসটা করতেও পারি।
আচ্ছা। হুম। উম
তো বলতে পারেন যে, আত্মবিশ্বাসটাই আসলে হারিয়ে যায়।
হুম।
তো, এটা মনে করেন এখন আমি যে পর্যায়ে চলে এসেছি, আমার ঐদিকে বসও মনে করেন মোটামুটি আসলে প্রেশার দিচ্ছে। বলে যে, "কদ্দূর, কদ্দূর?" তো প্রত্যেকদিন দেখা যায় যে, আপডেট দেয়ার জন্য আমার বাধ্য হয়ে আসলে এই প্রজেক্ট কন্টিনিউ করা লাগছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যে এই প্রজেক্টের যে আসল যে কোয়ালিটি আমার ডেলিভার দেয়া দরকার। সেই জিনিসটা কিন্তু আমি করতে পারছি না। তো এই কথা ভেবেও দেখা যায়, যে মনে করেন আবার নতুন করে ক্লান্তি লাগা শুরু করে। আর খারাপ
আচ্ছা। উম উ জি। হু।
এই সব মিলিয়ে না আমার মনে হচ্ছে যে, উ প্রজেক্ট আসলে এগোচ্ছে না। এবং আমার মনে করেন যে, কোনভাবেই আসলে এই প্রজেক্ট টা আমার দ্বারা আসলে করা সম্ভব হচ্ছে না। কিন্তু কী যে করব? আসলে বুঝতেই পারছি না।
হুম। অ তো, এই ক্ষেত্রে আপনার কখন থেকে প্রজেক্ট টা খারাপ লাগা শুরু করেছে? বা কি কারণে? আপনি কি এটা আইডেন্টিফাই করতে পারেছেন, যে কেন আপনি এনজয় করছেন না কাজটা? কোন কি স্পেসিফিক কারণ আছে?
হুম। আসলে আমারর যেটা হচ্ছে, আ আমার কাছে মনে হচ্ছে যে, আমার কাজের যেহেতু আসলে এটা আমার নিজস্ব একটা প্রজেক্ট দিয়েছে। তো আমার আসলে কোন সাপোর্ট নেই। এটা আমার কাছে মনে হচ্ছে যে, আমার সাথে হয়তোবা যদি কাজ কেউ করতো। তাহলে হয়তোবা একটা মনে করেন যে, পার্টনার পাওয়া যেত যে হ্যাঁ, দুজন মিলে কাজ করছি
হুম।
কিন্তু, এখন দেখা যাচ্ছে, যে আসলে একা, একা কাজ করতে গিয়ে আর দেখা যায় যে, হোম অফিস থাকার কারণে, বাসায় বসে মনে করেন একা, একা করতে, করতে আর ভালো লাগে না। মানে প্রোডাক্টিভিটি যেমন কমে যায়, দেখা যায় যে ক্লান্তিতে মনে হয়, যাই একটা কফি খেয়ে আসি। এ কফি খেয়ে এসে কাজ করতে গেলেও দেখা যায়, যে, সেই আবার ক্লান্তি লেগে যায়
হু, উম
হুম? তো আবার আরেকটা জিনিস মনে হয়, যে ধরেন আমি যখন কাজ করি। আ আমি হচ্ছে অনেক সময় দেখা যায় যে, উ এক জায়গায় টেবিলের পরে বসেই আসলে কাজ করা হয়। অধীর আগ্রহে দেখা যায় যে, একসাথে একটানা কাজ করলেও হয়তোবা খারাপ লাগতে পারে। কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে আসলে মেইন প্রবলেম টা।
আচ্ছা। উম আচ্ছা, আসলে যখন একটানা আপনি যেহেতু বললেন, যে আপনি একা, একা কাজ করছেন, কাজের লোডটা অনেক বেশি। যেহেতু দীর্ঘস্থায়ী প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় বার্ন আউট হয়ে যায়। অন্য কেউ না থাকতে পুরোটুকু বোঝা কিন্তু নিজের উপরে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা একটা কাজ করতে পারেন, প্রথমত আপনার আ যিনি বস আছে যদি শ শ মানে সে প্র প্রবালস পসিবল হয় আরকি। তাদের কাছ থেকে হচ্ছে যে বলতে পারেন যে কাউকে কি সাহায্য করাতে জন্যকে এখানে কেউ থাকতে পারে কিনা? বা আপনাকে অ্যাসিস্ট করার জন্য কি কেউ থাকতে পারে কিনা? এটাতে হয়তো আপনার যে বোঝাটা হয়তো আপনি যেহেতু পুরোটুকু করছেন, আপনি হয়তো মেইন জিনিসটা বুঝছেন। ছোট, ছাট অনেক কাজই থাকে কিন্তু বড় প্রজেক্টে। সেই কাজগুলো যদি কেউ করে দেয়, সেগুলো কিন্তু আসলে দেখবেন যে আপনার বোঝাটা একটু হালকা হয়ে যাচ্ছে। তো আপনার কি মনে হয়, এরকম কি আসলে করা সম্ভব? বা আপনি চাইলে কি এরকম সাপোর্ট পেতে পারবেন?
জি। উম জি। জি। হুম। হ্যাঁ, অবশ্যই। হুম, আমার এ মনে হয় হয়তোবা আর পাওয়াও যেতে পারে। আমি আসলে সিওর না, কারণ আমার বস তো আসলে দেখা যায় যে অধিকাংশ সময় টাস্ক গুলো আলাদা, আলাদা ব্যক্তিকে অ্যাসাইন করে। তবে আপনি যেহেতু বলছেন, আ তো আমি অবশ্যই চেষ্টা করে দেখতে পারি, আমার বসকে বলে যদি রাজি হয় কিনা। এছাড়া কি আসলে আর অন্য কোন কিছু কি করা যায়? মানে এহ আমার কয়েকজন আসলে পরিচিত কলিগ আছে, তাদের সাথে কি আলোচনা করা ভালো হবে?
হুম। উম অবশ্যই। আপনি দেখা যাচ্ছে, যখন এরকম বড় প্রজেক্ট করা হয়, অনেক সময় যেহেতু বাসা থেকে বসে অনেক সময় করেন। তখন কিন্তু আসলে অনেক সময় আইসোলেটেড হয়ে যাওয়া হয়। বা আপনার মনে হতে পারে, যে আপনার সমস্যাটা আপনি বাদে কেউ বুঝছে না। বাট আপনার কলিগ রাও কিন্তু অনেক সময় এরকম গো থ্রু করে। তাদের সাথে যখন কথা বলা যায়, তখন কিন্তু তারা বলতে পারে যে তারা কীভাবে এই জিনিসটা ডিল করে। তাদের যদি কোন ইউনিক ইনসাইড থাকে, সেটা হয়তো আপনাকে জানাতে পারবে। তো সেখান থেকে কিন্তু আসলে অনেক সময় কাজগুলো সহজ হয়ে যায়। যখন দেখবেন যে তারা এডভাইস দিচ্ছে, তাদের রি রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। তো সেটা একদিক দিয়ে সাহায্য করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, যখন বড় প্রজেক্ট হয় মাঝে, মাঝে কিন্তু আসলে বিরতি নেয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটানা যখন আপনি কাজ করতেই থাকবেন, আ মাথার মধ্যে না, নতুন আইডিয়া সেভাবে আসতে চায় না। কারণ আপনি একই জিনিস করছেন, মনে হয় যেন সব আইডিয়া আপনার মাথায় অলরেডি এসে পড়েছে। আ সবকিছু আপনি জানেন। তো নতুন দিক থেকে থেকে বলুন, বা কাজে ইউনিকনেস টা আসে না। তো একটু ব্রেক নিয়ে মানে একদম থামানো না। একটানা কাজ না করে মাঝে, মাঝে ইন্টারেস্টিং কিছু করতে পারেন। কাজের মধ্যে যেগুলো হয়তো আপনার অনেক এনজয়েবল লাগে সেগুলো করতে পারেন। তো ব্রেক নিলে হয়তো দেখা যাবে যে একটু রিফ্রেশ বোধ করবেন, আবার নতুন করে কাজটাতে ঢুকতে পারবেন।
উ হুম। রাইট। হ্যাঁ। হুম। রাইট। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। হুম, আসলেই আপনি না, এ যেভাবে আসলে বলেছেন, আমি এইভাবে কখনো আসলে চিন্তাই করে দেখিনি। কারণ আমার না অধিকাংশ সময় ওই যে যখন দেখা যায়, যে বস আসলে বারবারই যেটা আসলে আগেই বলছিলাম, যে সে বারবারই আমার কাছ থেকে আপডেট চায়। দেখা যায়, ঐ যে প্রেশারটা না এই কারণে না আমি অলটাইম আসলে দেখা যায়, যে ঐ একটা জিনিসের পেছনেই লেগে থাকি। মানে একটানা অনেকক্ষণ কাজ করি। চাই যে আসলে দ্রুত যেন ডেলিভারি দিতে পারি। তবে ব্রেক আসলে আমার নেয়াই হয় না। আমার কাছে মনে হচ্ছে, যে আসলে এই যে ব্রেক না নেয়ার কারণে আসলে অনেকটা স বোরিংনেস চলে আসে। উম তো আমার হচ্ছে দেখা যায় যে ধরেন এ একটানা কাজ করতে করতে দেখা যায়, এ বোরিংনেস যখন চলে আসে তারপরেও মনে করে আমি কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকি। অনেক সময় দেখা যায়, যে টেবিলের পরে অ্যা অনেক সময় মুভি-টুভি দেখেও অনেক সময় দেখা যায়, যে ট্র্যাক লেস হয়ে যায়। তখন আর প্রজেক্টেও কাজ করা হয় না। তো এই যে ট্র্যাক যাতে বজায় থাকে, বা আমি যাতে পর্যাপ্ত পরিমাণে ব্রেক নিতে পারি, এই জিনিসটা কি রিমাইন্ডার নেয়া বা ধরেন আমার কোন রুটিন সেট করার কোনো আইডিয়া দিতে পারেন?
হুম। হুম। হুম। হু, হুম। উম হু। হ্যাঁ, অবশ্যই। আপনি যেটা করতে পারেন, আ ডেইলি একটা টাস্ক স্কেডিউল করতে পারেন। যেমন to-do list অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বড় কাজটা অবশ্যই ডেইলির মধ্যে হবে না। তো সেটার জন্য করতে পারেন কি, একটা মান্থলি নোটিফিকেশন, একটা উইকলি নোটিফিকেশন, একটা ডেইলি নোটিফিকেশন। আপনার বড় কাজটারই কিন্তু ছোট, ছোট পার্ট আছে। তো এই দিনের মধ্যে কি শেষ করতে পারেন, বা এই উইকের মধ্যে কি শেষ করতে পারেন এটার একটা টার্গেট রাখতে পারেন। তারপরে কি, কি করার লাগবে, সেই টাস্কগুলো যদি আসলে আপনি আপনার যে টাস্ক এ্যাপের মাধ্যমে বা to-do list এর মাধ্যমে যদি আসলে ইম্পোর্টেন্স অনুযায়ী সাজান। যেমন এই জিনিসটা ফার্স্টে করতে হবে, এই জিনিসটা না করলে হবে আজকে। এভাবে যখন সাজাবেন, সেটার সাথে সাথে কিন্তু এসব to-do list এ রিমাইন্ড দেয়া যায়। আপনাকে কিন্তু জানিয়ে দিবে যে আপনার এই জিনিসটা টিউব। তো এইগুলো করলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ট্র্যাক এ থাকতে পারবেন। সেটার সাথে, সাথে আরেকটা জিনিস যেটা কাজে দেয়। সেটা হচ্ছে মনে করা যে আপনার কাজটা আসলে কখন ডেডলাইন আর কেন করছেন আপনি। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আপনার ডেস্কের উপরে কিন্তু আপনার স্কেডিউল যেটা সেটা কিন্তু প্রিন্ট করে রেখে দিতে পারেন। কারণ সবসময় হয়তো ফোনের দিকে তাকানো হয় না, বা অনেক সময় মন ডিসট্রাক্টেড হয়ে যায়। তো আপনি যদি টাইম স্কেডিউল একটা মেইনটেইন করেন যে শুধুমাত্র স্পেসিফিক একটা সময় আপনি কাজটা করবেন বাকি সময়ে যেমন কাজের মাঝখানে অনেক সময় আপনি অন্য কোন কিছু এনে ফেললে কিন্তু ডিসট্রাকশন এসে পড়ে। যেমন মোবাইল বলুন, মুভি দেখা বলুন। তো কাজের জন্য একটা নির্দিষ্ট সময় রাখবেন। আপনার এন্টারটেইনমেন্ট এর জন্য বা পার্সোনাল জিনিসের জন্য আলাদা একটা সময় রাখবেন। তখন দেখবেন যে আসলে জিনিসটা হ্যান্ডেল করা অনেক সময় ইজিয়ার হয়ে যায়।
হু, হুম। জি। হ্যাঁ। জি। হুম। জি। হ্যাঁ। হুম। রাইট। হ্যাঁ। বাহ! আপনি এটা কিন্তু বেশ চমৎকার বলেছেন। আহ মানে এইভাবে আসলে রুটিন করা গেলে, উম আমার সত্যিই কিন্তু খুব উপকার হবে। কারন, আ মানে আপনি যেটা আসলে বোঝাতে চেয়েছেন যে প্রায়োরিটি সেট করা, তাই তো? আমি আসলে না এই যে, প্রায়োরিটি কোনভাবে আসলে সেট করি না। দেখা যায় যে, একসঙ্গে ওই কাজের প্রেশার টা একভাবে ভেবে নিয়ে আসলে চিন্তা করতে থাকি। আমার কাছেও মনে হয় যে এভাবে আসলে প্রায়োরিটি বেসড সেট করে নিয়ে ধাপে, ধাপে এগোলে হয়তোবা খুব তাড়াতাড়ি আসলে আমার এই প্রজেক্টটা আসলে আমি কমপ্লিট করতে পারব এবং আপনার এই যে রুটিন তৈরি করার যে সিডিউলিং সিস্টেম, আমার কাছেও মনে হয়েছে যে আসলে বেশ ভালোই হবে। তো এই সিডিউলিং করার জন্য আসলে কোন ধরনের এ কোন টুলস আছে নাকি বা কোন একটা অ্যাপ আছে, যেটাতে আসলে আমি সুন্দর করে এড করে রেখে দিতে পারব?
হুম। জি। অবশ্যই। আসলে বেসিক যেটা, সেটা হচ্ছে যে Google যে টাস্ক অ্যাপ গুলো আছে, সেটা আপনি ইউস করতে পারেন। এখানে কিন্তু আসলে to-do List আকারেও আপনি লিখতে পারবেন, আবার রিমাইন্ডার আকারেও কিন্তু আপনি লিখতে পারবেন। তো এটা একটা কাজে লাগে। সেটার সাথে, সাথে আপনি হচ্ছে Google Calendar ইউস করতে পারেন, আবার এমনকি নরমাল মোবাইলে, যেকোনো মোবাইলে কিন্তু একটা রিমাইন্ডার অ্যাপ আছে। আপনি রিমাইন্ড করে দিতে বললে কিন্তু আ রি রিমাইন্ডার সেট হয়ে যাবে। তো এগুলোও কিন্তু করে দেখতে পারেন।
জি। ওকে। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাহ! বেশ দারুণ তো তাহলে। আমি এ এইভাবেই না আগে কখনো এইভাবে চিন্তাই করে রেম আসছে নাই আসলে। আমার এই যে প্রজেক্টের চাপে আসলে এভাবে আমি থিংক ও করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই চেষ্টা করব যে, এভাবে আসলে সিডিউলিং করে ধাপে, ধাপে আসলে আমার কাজগুলো কমপ্লিট করে নেয়া। আমার কাছে সত্যিই কনফিডেন্ট লাগছে। মনে হচ্ছে যেন আমি আসলেই পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ এডভাইস গুলোর জন্য।
আপনাকেও স্বাগতম জানাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে আপনার যে কথাগুলো, সেগুলো বলার জন্য। আপনার যদি ভবিষ্যতেও কোন কিছুর দরকার হয় বা কোন এডভাইস লাগে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।
জি, অবশ্যই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও।